দিনটা ওইভাবে থাকে সপ্তাহে, তাই না? জি, জি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঢেলে সাজানোর কথা বলেছেন দেখে মনে পড়লো যে, আমার আরেকটা মানে সপ্তাহান্তের যদি আমি কাজের কথা বলি, সেইক্ষেত্রে হয় যে, অ্যা সারা সপ্তাহ তো আসলে অতটা খেয়াল করা হয় না যে, আমার, আমার যে আলমারি আছে, ঠিক আছে কিনা? একটু গোছগাছ করা আছে কিনা? বা বাসার অবস্থাটা কী? টুকটাক যদি কাজ করে একটু ঠিকঠাক করতে হয়। তো ওইসবও দেখা যায় যে, তখন সপ্তাহের শেষে একটু মাথায় আসে যে, না, একটু ঠিকঠাক করা উচিত। একটু গোছগাছ করে রাখা উচিত যদি আমি পরের সপ্তাহতে আসলে, জি।
জি, জি, জি। <chuckles> জি, জি, জি। হুম, হুম। হুম, হুম। জি, জি, জি। তার মানে হলো, হ্যাঁ, মানে ১ সপ্তাহের অনেকের দেখা যায় কী যে, ১ সপ্তাহের বাজার বলেন, তারপরে আপনি যেটা বলতেছেন, গোছগাছ, হ্যাঁ? আবার দেখা যায় কী যে, কেউ আবার দেখা যায় ওই দিন একটু ফ্যানগুলো পরিষ্কার করে, রুমের আসবাবপত্রগুলা পরিষ্কার করে। তারপরে ও ছেলেরা দেখা গেল বাথরুম পরিষ্কার করে। হ্যাঁ, এভাবে কিন্তু দেখা যায় যে, কেউ না কেউ, কিছু না কিছু করে, সপ্তাহের এই দিনটা একটা প্ল্যানিং থাকে। এরপরে যদি বলা হয় যে মানে, এ মানে outing, অর্থাৎ এই যে ঘুরতে যাওয়ার ব্যাপারে family নিয়ে, হ্যাঁ, এই জিনিসটা মানে আপনার প্ল্যানিং এর মধ্যে পর আছে কিনা?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। জি। হ্যাঁ, আব হয়, কিন্তু অবশ্যই দেখা যায় যে সপ্তাহে আসলে ১-২ দিন ছুটিতে না ওরকম করে আম হ্যাঁ, হুটহাট করে যাওয়া হয়। কিন্তু অ মানে অনেক তো আসলে দূরে যাওয়ার মতো হয় না আসলে যদি সপ্তাহে ২ টা ছুটি হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেটাই ওরকম করে হয় না। কিন্তু আমার সপ্তাহ শেষে কাটাতে আরেকটা আমার খুব পছন্দের একটা কাজ আছে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার মায়ের সাথে বসে, বসে আড্ডা দেওয়া। সারাদিন আমরা আড্ডা দিবো, আমার মা আর ছোট বোনের সাথে বসে, বসে সারাটা দিন আড্ডা দিব। চা খাব, গল্প করব, দুনিয়ার সব যত কথা আছে, কারো প্রতি কোনো অভিমান, মা-মেয়ের মধ্যে যে আড্ডাগুলো হয় আরকি। So, কারো, কারো উপর কোনো মেজাজ খারাপ হলে, অফিসে কী হয়েছে? বস কোনো খারাপ করেছে কিনা?
বাইরে যাওয়া হয় না, না? উম হুম, সময় একদিনে আর কোথায় যাওয়া যাবে, তাই না? উম আচ্ছা, আচ্ছা। উম জি, জি, জি, জি। বাহ! এটা কাছে গিয়ে ক বলা, তাই না? বললে দেখা যায়
হ্যাঁ, হ্যাঁ। সারাদিন মোটামুটি দেখা যায় যে খাওয়া-দাওয়া, আম্মুর সাথে আড্ডা দেওয়া, ছোট বোনের সাথে আড্ডা দেওয়া, অ্যা এই তো এই, এভাবে করেই চলে। ওটাও খুব আমার পছন্দের এক পছন্দের আ সপ্তাহান্তের আ কাজ বলতে পারেন আসলে, জি।
অ্যা জি, জি, জি। না, তা তো হবেই, কারণ এটা যেহেতু বাবা-মায়ের সাথে সময় দেওয়াটা এবং সময় দেয়ার সুযোগ পাওয়াটাও তো দেখা যায় এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার, তাই না? সুন্দর বলেছেন। তো হচ্ছে এই যে কাপড় কেচে দেওয়া, কাপড় laundry করা, এই ধরনের, মানে সাপ্তাহিক কোনো বাড়ির কাজ কি আছে আপনার প্ল্যানিং এর মধ্যে?
জি, জি, জি। সেটাই।